আচ্ছা, এটা কিন্তু একটা ভালো কথা বললেন যে আপনি এই যে রুটিন দেখে বুঝতে পারেন যে কোন সময় আপনার একটু আ কাজের চাপ কম যে মানে ওই সময়টা আপনি আসলে শেখার জন্য রাখেন বা নতুন skill অ্যা শেখার জন্য সময়টা বরাদ্দ রাখেন এবং অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যে এ রুটিন করাটা খুবই গুরুত্বপূর্ণ হইতে বিশেষ করে যারা একটু কর্মব্যস্ত জীবন নিয়ে বা পারিবারিক যেকোনো কাজ নিয়ে পে দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকে এবং আপনি যেমনটা বললেন, আপনি শে আপনিও শেখার ক্ষেত্রে আপনি রুটিনটা অবলম্বন করলেন এবং এটা কিন্তু আসলেই একটা বাস্তবসম্মত সমাধান যারা আসলে নতুন করে skill শিখতে চায়। তো আপনার থেকে জানতে চাই যে আ যখন আসলে এই যে নতুন skill শেখা হয় বা শেখার যখন ইচ্ছা মানুষের মধ্যে থাকে, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অ্যা শেখার মাঝে, মাঝে তারা আসলে এই যে আগ্রহ বা motivation টা হারিয়ে ফেলে সেটা হয়তো আপনার ক্ষেত্রেও হয়েছিল। তো আপনি এই যে শেখার প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার মোটিভেশন বা শেখার যে আগ্রহ যে নতুন skill টা শিখবেন সে আগ্রহটা কিভাবে ধরে রাখলেন?
জ্বী একদম। জি অবশ্যই। জ্বী একদম। মানে তৈরি হয়, হ্যাঁ। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা কিন্তু একটা অ ভালো কথা বললেন আপনি যে আসলে অ্যা শিখার ক্ষেত্রে মোটিভেশন অনেক সময় হারিয়ে ফেলা হয় বা দেখা যাচ্ছে একটি দীর্ঘদিন সময় লেগে যায়। এগুলো শিখতে অনেক সময়, অনেক সময় লেগে যায়। ৩ মাস, ৪ মাস এগুলো তো দেখা যাচ্ছে কি হয় এমন সময় যে আজকে বললাম তি ২-৩ দিনের মধ্যে শিখায় এমন কিন্তু নয়। অনেকটা সময় দিতে হয় এখানে। তো এই যে ২-৩ মাস বা ৬ মাসও লেগে যেতে পারে বা ৭ মাসও লেগে যেতে পারে, শিখতে গেলে তখন কিন্তু এটা লং ও লং হয়ে যায়। তখন কিন্তু আরো হচ্ছে ১ম, দিকে যে হ্যাঁ, ১ম, দিকে যে আসলে যে একটা এনার্জি ছিল বা যে একটা মনোযোগ ছিল, যে এইটা থেকে আমি কোন কিছু শিখতে পারবো সেটা কিন্তু ধীরে, ধীরে হারিয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে যখন একটা আমরা লক্ষ্য নির্ধারণ করি যে আসলে একটা আমি যেমন সাপোজ অ্যা ওয়েব ডিজাইন শিখবো বা ওয়েব ডেভেলপিং শিখবো। তো সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের ভিডিও গুলা দেখি যে আসলে এখান থেকে কত টাকা ইনকাম করা যায় বা একটা যে salary range কত আসতে পারে বা সুযোগ-সুবিধা গুলো কি বা হ্যাঁ।
আচ্ছা। একদম। মানে একটা লক্ষ্য চলে যায় আরকি। জ্বী, জ্বী। আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা, মানে কত টাকা ইনকাম করা যায় সেটা দেখেন আরকি।
হ্যাঁ। এটা কিন্তু একটা ভালো মোটিভেশন যে আসলে আপনে আ মানে আমরা যে কাজগুলো শিখতেছি, নতুন স্কুল শিখতেছি সেখানে তো দেখা যাচ্ছে ইনকাম করার জন্যই। তো এই হা যখন এরকম টাকার একটা অ অংক চলে আসে যখন দেখা যায় যে না এটা যদি শিখা যায় আ তাহলে কিন্তু একটা ভালো টাকা পাওয়া যাবে বা ভালো আ কাজে লাগবে, আমার বিভিন্ন কাজে আসবে। তখন কিন্তু একটা মোটিভেশন ভালো পাওয়া যায়। তখন কিন্তু দেখা যাচ্ছে আবার অ্যা এমন সময় দেখা যায় ২-১ মাস আছে তখন কিন্তু আবার আগ্রহ ধরে রাখাটা খুব সহজ হয়ে যায়। তখন কিন্তু আবার ওই কাজের মধ্যে চলে আসতে পারি।
একদম। জী, জী। আচ্ছা। জ্বি, জ্বি। মানে আগ্রহ ধরে রাখা যায় আর কি। আচ্ছা। এটা কিন্তু অনেকটা সুন্দর একটা কথা বললেন, যে মানে যেকোনো একটা skill শেখার আগে দেখেন যে আসলে আপনি মানে ঐ skill থেকে কত টাকা ইনকাম করা যায় ভা কতটুক অর্জন করা যায় এবং এটা কিন্তু অনেকের মানে motivation হিসেবে কাজ করে, যে এই skill টা যদি ভালোমত শিখতে পারে তাহলে সে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে এবং এটা আসলে বিশেষ করে আ ছাত্রদের জন্য অনেক কাজে দিতে পারে, যে যারা নতুন স্কুল শিখতে পারে বা আপনার জন্য আপনি যেমনটা বললেন, অনেক কাজে দিছে নতুন skill যখন আপনি শিখতে গেলেন সেটা ওয়েব ডিজাইনিং হোক বা ওয়েব ডেভেলপমেন্ট হোক। তো আপনার থেকেই জানতে চাই যে অনেকেই তো থাকে আ যারা বিশেষ করে ধরেন, আপনার পরিবারের ছোট সদস্যরা, তা যারা আসলে নতুন skill শিখতে চায় বা বা তারা বুঝতে পারতেছে না যে তারা কিভাবে শিখবে? তো তাদের কি তাদেরকে কি আপনি কি ধরনের পরামর্শ দেন বা কি ধরনের আপনি গাইডলাইন দেন যাতে করে সে আ সময়ের সাথে নতুন skill টা শিখিয়ে ফেলতে পারে?
জ্বী অবশ্যই। ইনকাম করতে পারবে, হ্যাঁ। কাজে আসতে পারে, হ্যাঁ। তাই? জি অবশ্যই। বুঝতে পেরেছি।

আচ্ছা। এখানে আসলে আ লাগে যে আসলে আমি যখন বুঝতে পারি যে, এই জিনিসটা শিখে আমি ও কোন একটা কাজ করতে পারব বা আমার কোন উপকার আসবে তখন কিন্তু এটার প্রতি একটা শিখার একটা আগ্রহটা তৈরি হয়ে যায়। তখন মনে হয় যে না এটা যথা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শিখে ফেলি। আ হয়তো বা কেউ একটা কাজ দিবে আমাকে বলেছে এ যে এ এই কাজটা তুমি শিখলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাকে বলেছিল যে অ্যা "তুমি এটা যদি শিখো তোমাকে একটা কাজ দেওয়া হবে যত তাড়াতাড়ি শিখতে পারো তোমার তত তাড়াতাড়ি ভালো।" তো আমি কি করি যতটা সময় দেওয়া যায় এখানে অ্যা দেখা যাচ্ছে বাইরের যে অযথা হ্যাঁ অযথা সময় না দিই। এখানে সময় দেওয়ার চেষ্টা করি। বা ওইটাই কিন্তু হয় যে আসলে যখন মানুষ দেখে যে এখান থেকে কোন একটা বেনিফিট আসবে ভবিষ্যতে বা খুব সামনে একটা বেনিফিট আসতে চলতেছে তখন কিন্তু আমরা বেশি, বেশি, করে সময় দিই। তো বেশি, বেশি, ও যখন সময় দেওয়া হবে, বেশি, বেশি, প্র্যাকটিস করা হবে তখন কিন্তু আ দেখা যাচ্ছে যে ৬ মাসের কোর্সটাকে ৩ মাসে নিয়ে আসা হবে কিন্তু। অ মানে ৩ মাসে চলে আসবে। এইখানে সময়টাই আসলে মেইনটেইন করে। যত সময় দিতে পারবেন বা মনে হয় যে ততো তাড়াতাড়ি শিখা যায়।
আচ্ছা। জি, জি। আচ্ছা। মানে ওই সময়টা ব্যয় করেন আরকি। একদম। আচ্ছা। বুঝতে পারলাম। আচ্ছা। এটা কিন্তু ঠ ঠিক কথা বললেন যে আসলে মানে সময় দেওয়াটা এবং আপনি যেমনটা বললেন যে একটা কাজ বা একটা স্কিল শেখার পর যখন একটা ব্যক্তি বা আপনি যেমনটা বললেন আপনি যখন দেখলেন যে ওখান থেকে বেনিফিট পাবেন, বা একটা ধরনের লাভ পাবেন তখন সেটা কিন্তু একটা মোটিভেশন হিসেবে কাজ করে। তো আপনার থেকে অ্যা একটা বিষয় আসলে মানে আমার জানার আ ইচ্ছা হচ্ছে। সেটা হচ্ছে যখন আপনি ধরুন নতুন স্কিল শিখতে যান, সেক্ষেত্রে এ অনেক ক্ষেত্রে দেখা যায় না শুধু শিখেই যাচ্ছেন, শিখেই যাচ্ছেন, একটা পর্যায়ে হয়তো বুঝতে পারতেছেন না বা মূল্যায়ন করতে পারতেছেন না। যে আপনার শেখাটা ঠিক হচ্ছে কিনা। এক্ষেত্রে মানে কোন ধরনের ফিডব্যাক হয়তো আপনার অ্যা মনে করলেন যে কাজে লাগতে পারে যে আপনার শেখার অগ্রগতিটা ঠিকঠাক হচ্ছে কিনা? তো আপনি এক্ষেত্রে কি করেন? আপনি যা শিখলেন সেটা কি আপনার বন্ধুকে দেখান বা কি, কি, ধরনের পদ্ধতি নেন যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার আ শিখাটা ঠিকঠাক মত হচ্ছে?
হ্যাঁ একদম। জি অবশ্যই। জি একদম। জি অবশ্যই। বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ এটা অবশ্য ঠিক বলেছেন। অনেক সময় হয়ে যায় যে অ্যা আমার শিখতেই আছি, শিখতে আছি অ্যা দেখা যাচ্ছে হয়তো বুঝতে পারতেছি না যে ভুল হচ্ছে কিনা বা আমি বা ভুলটাই শিখে যাচ্ছি কিনা। এটাও একটা হতে পারে। আ দেখা যাচ্ছে যে শেখার দরকার সেটা আমি না শিখে অন্য একটা শিখতেছি। এমনটা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি বেশিরভাগ ক্ষেত্রে আ বন্ধু-বান্ধব আছে, একটা বড় ভাই আছে তারও সাহায্য নেওয়া হয়। আরেকটা হচ্ছে যে আ আমরা হচ্ছে AI যেগুলো রয়েছে সেগুলোর কাছ থেকেও আমি বেশ সাহায্য নে নেই কিন্তু। যে দেখা যাচ্ছে সে আমার কাজটাকে পুরোটাকে আ দেখা যাচ্ছে কপি করে নিয়ে এসে অ্যা তাকে দেই যে দেখা এখান থেকে দেখো তো আমার কোন সমস্যা হচ্ছে কিনা? আ সে কিন্তু তখন ভুল আছে কিনা। সে কিন্তু দেখা যাচ্ছে আমাকে আমার পয়েন্ট গুলো ধরে, ধরে, বলে দেয় যে এই যে এই জায়গায় ভুল আছে। এই জায়গাগুলোতে কাজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু যদি একটা বন্ধুকেও বলি সেও কিন্তু ঐভাবে করে। অনেক সময় কি হয় বন্ধু ওই বিষয়ে জানে না বা দেখা যাচ্ছে আমি নতুন একটা স্কিল শিখতেছি। বন্ধুর ওই বিষয়ে ধারণা নেই বা কোনো একটা ধারণা নেই। হ্যাঁ, সে তো কিন্তু তারপর কিন্তু হচ্ছে যে AI সবথেকে বেশ ভালোটা ধারণা দেয় যে আসলে কোন জিনিসে ভুল হচ্ছে। তো এটা কিন্তু বেশ কাজে আসে কিন্তু আমার মনে হয় যে নতুনদের ক্ষেত্রেও এটা কাজে আসতে পারে।
জি, জি। একদম। আচ্ছা। বাহ বেশ! হু, হু। মানে কোন ভুল আছে কিনা? আচ্ছা। ঠিক আছে। মানে সে একটু সাজেশন দেয় আরকি। আচ্ছা। উ যাক। এটা কিন্তু অনেকটা সুন্দরভাবে বললেন যে এখানে আপনি AI এর কাজে লাগান এবং আপনি আসলে এই যে নতুন স্কিল শেখার জন্য কি, কি, ধরনের পদ্ধতি অবলম্বন করেন এবং যারা আসলে নতুন স্কিল শিখতে চায় আ তাদের জন্য আসলে কী, কী, পরামর্শ কার্যকর হইতে পারে সেগুলোও আসলে শেয়ার করলেন এবং আলোচনাটাও অনেকটা সুন্দর হল। তার জন্য আসলে আপনাকে অনেক, অনেক, ধন্যবাদ।
জি অবশ্যই।